হ্যাঁ, আমার তো মনে হয় যে এমন কোন বাংলা মানে বাঙালি নাই, বাংলাদেশি বললে ভুল হবে। এমন কোন বাঙালি নাই যে বিরিয়ানি আর বোরহানি পছন্দ করে না। <chuckles> হ্যা।
<chuckles> <chuckles> জি, জি। একদম, একদম। হ্যাঁ, এটাই। হ্যাঁ, হয়তো অনেক সময় দেখা যায় যে আ অনেক জায়গার বোরহানি খা ভালো হয় না বা বিশেষ করে বিয়ে বাড়ির বোরহানি তো অনেক স মজা হয়। ওটার টেস্ট কোথাও পাওয়া যায় না।
হ্যাঁ, একদম। Right. <chuckles> আর আপনি কি এমনি কোন নতুন food পছন্দ করেন? আ হোক সেটা বিদেশি বা দেশি। দেখা গেল suddenly আপনি কোন একটা আ unexpected কোন food দেখে ফেললেন। যেমন ডোনার কেবাব, যেটা হচ্ছে আমাদের দেশে তেমন বেশি popular না। কিন্তু ডোনার আপনি পেয়ে গেলেন। ভালো লাগবে আপনার খেতে?
<chuckles> আহ! উম হুম। আহ! হুম, হুম। আ না, আমার আসলে নতুন food try করতে আমার খুবই ভয় লাগে। এই কারণে আমি এখনও পর্যন্ত আ sushi হচ্ছে try করি নাই। <laughs> হ্যাঁ, অনেকে বলেছে কিন্তু আমার ওই যে একটু আ ওই কাঁচা মাছের উপর একটা থাকে না একটু আ হ্যাঁ, তো আমার আসলে এই ভয়ে আসলে আমার খাওয়া হয়নি কখনো। <laughs>
আচ্ছা। Oh my god! এটা অনেক টেস্টি। <chuckles> Salmon fish এর যে layer টা দেয়া থাকে? আ হ্যাঁ। <chuckles> হ্যাঁ, কিন্তু salmon fish অনেক healthy, হ্যাঁ? প্রচুর পরিমাণে omega-3 আছে যেটা আমাদের health এর জন্য খুব ভালো।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। এ অনেক healthy আর এটা আসলে ওরকম smell ও করে না। কিন্তু আমার ওই যে একটা মানে থাকে না মানুষের যে একটা ভয় বা একটা এটাই কি বলে একটা একটা ফোবিয়ার মতো। <chuckles> তা আমার আসলে ওরকম কাজ করে। হয়তো।
হ্যাঁ, try করে ফেলুন একবার। <laughs> try করে ফেলুন, খেতে খেতে ভালো লেগে যাবে। <chuckles> উম মানে আপনার কাছে কি এমন কোন food আছে যেটা আপনার খেয়ে সবথেকে ভালো লেগেছে? বিদেশি food maybe?
উম বিদেশী শর্মা।
শর্মা। আচ্ছা, আচ্ছা।
হ্যাঁ, এটা আসলে যদি Arabic আ Arabic গুলা তো অনেক মজার হয়। যদিও এখানে তেমন একটা মানে recently একটা দোকান খুলেছে, restaurant actually খুলেছে, অ্যাঁ কি গুলশানের দিকে। এছাড়া এর আগে ছিল না। উনি হচ্ছে Turkish.
হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বিদেশি flavor নিয়ে আসার চেষ্টা করছেন।
যদিও এখানে price অনেক high শুনেছি।
হুম, এটা হওয়াই স্বাভাবিক। হ্যাঁ। <laughs> চমৎকার লাগলো আপনার সাথে কথা বলে। খুব ভালো লাগলো। <chuckles>
স্বাভাবিক। হ্যাঁ, Turkish আ chef যে জি, আমারও আসলে আপনার সাথে আড্ডা দিয়ে সময়টা অনেক ভালো কাটলো। আসলে সময়ে মানে দেখতেই পেলাম না যে কখন আসলে ই হয়েছে। তো তাড়াতাড়ি সময় চলে গিয়েছে। <chuckles> তো জি, আশা করি। অবশ্যই শুভরাত্রি। ভালো থাক
জি। হ্যাঁ। Right. আপনি ভালো থাকবেন। আবার কথা হবে। শুভরাত্রি।

আ স্পেশাল কোনো না তেমন না। আমার কাছে মনে হয় যে আমাদের খাবার আসলে ছোটোবেলা থেকেই খেয়ে আসি। বাসায় তো রান্না হচ্ছেই আবার কী খাবো? তো তখন মাঝে, মাঝে মনে হয় যে না বাহিরে খাবারটাই তো আসলে তখন ওই থাকে না একটু জাঙ্ক ফুডের দিকে আসলে আমাদের আ বেশিই ঝোঁকটা থাকে সচরাচর তো এইজন আরকি।
<chuckles> আচ্ছা, আচ্ছা। <giggles> রাইট। হ্যাঁ। হুম <clicks tongue> এটা ঠিক, এটা ঠিক। আর আর আরে আ আমার যদি আরেকটা জিনিস মনে হয়, যেমন আপনি যদি বিদেশের দিকে দেখেন, হুম? অনেকটা সময় দেখা যায় যে আমরা যখন কোন এক জায়গায় ঘুরতে যাই সেই জায়গায় দেখা যায় হঠাৎ করে অ্যা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। আমরা কিন্তু তখন যেয়ে আর পিজ্জা খাই না। তখন কিন্তু আমরা যেয়ে ওই বাংলাদেশি রেস্টুরেন্ট এ ঢুকি। <laughs> হ্যাঁ।
হুম। হু, হু। উ জ্বি। হু, হু। হুম। হ্যাঁ। পাকিস্তানি রেস্টুরেন্ট। না একদম না। আ বা হ্যাঁ, দেশের স্বাদ বা দেশের খাবারের স্বাদ। <chuckles> কিন্তু এই যে আ বার্গার বা পিজ্জা এগুলোর ভিতরে কিন্তু এখন বাঙালিরা বাঙালি আনার ৭ জন নিয়ে এসেছে। <chuckles> যেমন আ পিজ্জার ভিতরে এখন মানে নাগা পিজ্জা বা অনেকে স্পাইসি হয়। অ বাহিরের আই গেস আমার মনে হয় না ওরা এত মশলা use করে। বিশেষ করে আমার ফ্রেন্ড হচ্ছে ইতালি থাকে। হ্যাঁ, আমার বা অ ফ্রেন্ড হচ্ছে ইতালি থাকে তো তখন হচ্ছে ১ম ১ম ই করেছে। মানে ১ম একদম। তখন ও বলত কি যে "দোস্ত মানে কি পিজ্জা খাচ্ছে? না আমি কোন স্বাদ পাচ্ছি, না কোন মজা। মনে হচ্ছে এমনি রুটি চাবাই খাচ্ছি এমন লাগতেছে। এটা কিভাবে খায়?" <chuckles>
জ্বি। হ্যাঁ, এটা ঠিক বলছেন। হ্যাঁ। এগুলো কোনটাই ভেরিয়েন্ট নাই আসলে। <laughs> আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। <giggles> কিন্তু আপনার ফ্রেন্ড যেখানে থাকে ইটালি। ইটালি কিন্তু হচ্ছে পিজ্জার হেভেন বলা হয়। হ্যাঁ।
হু, হু। পিজ্জার জন হ্যাঁ, কিন্তু ওই যে ওই বাঙালিদের স্পাইসি ছাড়া হয় না একটু ঝাল মশলা না হলে হয় না। যদিও ও আসলে আমার থেকেও অনেক ঝাল কম খায়। তারপরও আরকি ওই যে স্বাদটা চলে আসে। বাঙালিদের মতো আসলে আমরা বাঙালি আনা করে ফেলেছি সবকিছু <chuckles> উ হু।
<chuckles> রাইট। হু। <chuckles> হ্যাঁ। এক্সাক্টলি, এক্সাক্টলি মানে ওই যে একটা কথা আছে না যেমন ওইযে একলোক ঘি বিক্রেতা। সে যখন ঘি বিক্রি করত তো সবসময় ভেজাল ঘি খাওয়াত তাকে। তো হঠাৎ করে একদিন ভাবল দেখি অরিজিনাল ঘি দিয়ে দেখি। পরে ওই কাস্টমার খুবই অসুস্থ হয়ে গেছে খাওয়ার জন্য। তো কাস্টমার বলতেছে "কী হলো?" তারপরে বলল "ভাই আপনাকে তো এতদিন ভেজাল ঘি দিতাম। আজকেই আপনাকে আসল ঘি দিয়েছি।" তো আপনার ফ্রেন্ড এর অবস্থা হয়েছে আল টাইম বাংলাদেশে মনে করেন ওই customized pizza খেয়ে আসল পিজ্জা খাওয়ার পর আসলে শ্যুট করছে না। <chuckles> হ্যাঁ। তো আপনার কাছে মনে হয় যে এটা একটা cultural exchange? যেমন দেখেন অ্যা অনেকটা মনে হয়
হু, হু। <chuckles> আ হা <giggles> হ্যাঁ <chuckles> উ হুম। <laughs> হ্যাঁ, হ্যাঁ। স আপনি হু, হু। <yawns> <giggles> আসলে স্বাদ আসলে ভুলে গেছে একদম, একদম। <laughs> হু, হু। আ হ্যাঁ, হ্যাঁ, একদম। উ হু। জ্বি বলুন?
মনে হয়, না? হ্যাঁ।
উ হু।

আঅ হ্যাঁ, উম, উম বাসায় থাকলে আসলে family র সাথে থাকলে এটা একটা সুবিধা। খুব সহজেই food পাওয়া যায় ইচ্ছামত। <chuckles>
আহা! উহু। <chuckles> একদম, একদম। হ্যাঁ, এছাড়া হচ্ছে নুডুলস বা পাস্তা। এগু পাস্তা যদি আমার করা হয়, বিশেষ করে রান্নাটা, পাস্তা রান্নাটা আম্মু বলে যে, "তুই কর।"
অ্যা হ্যাঁ, হ্যাঁ। জি। উহু। হ্যাঁ।
<chuckles> যদি ওই পাস্তা রান্নাতেও হচ্ছে এ নিজের মতো করে হচ্ছে ঐ দেশিও আনার ভাবটা আর কি। customize করতে, করতে এই আসল পাস্তার স্বাদ তাই এখন দেশিয়আনার পাস্তার স্বাদ।
হ্যাঁ, পাস্তাও ভালো লাগে। হ্যাঁ। <laughs> হ্যাঁ, একবারই ঘুরে ফিরে দেখা যায় যে খাবার যতই বিদেশি হোক না কেন, এই যে পাস্তা খাচ্ছেন আপনি বিদেশি খাবার <chuckles> কিন্তু flavour নিয়ে আসতেছেন দেশি হ্যাঁ, হ্যাঁ। বাট আপনি দেখবেন যে রাস্তার পাশেও কিন্তু অনেক ছোট, ছোট দোকানগুলো আছে যেই দোকানগুলোতে মানে totally বাংলাদেশি food বে বিক্রি করে। যেমন আমি দেখেছি যে আমরা যেরকম রুটি খাই না breakfast এ? রুটি, vegetables? আপনি দেখবেন ছোট, ছোট এরকম দোকান থাকে যেখানে রুটি পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনি দুপুরের খাওয়ার জন্য ভাত তো পাওয়াই যায়। সন্ধ্যার সময় আমরা কিন্তু অনেক সময় এই যে সিংগারা খাই যেগুলো pure বাংলাদেশি food। সিংগারা তারপরে পেয়াজু।
উহু। হু, হু <chuckles> কিন্তু যে দেশিয়ানার স্বাদ হ্যাঁ, হ্যাঁ, একদম। হু, হু। উহু। হু, হু। হু, হু। উহু। জি। হু, হু, হু, হু প্রিয় আ সিঙ্গারা, সোমোচা, পিয়াজু, আলুর চপ, বিভিন্ন টাইপের। হু, হু।
হ্যাঁ, সমুচা। হ্যাঁ, জিনিসগুলো junk food ঠিক আছে কিন্তু আমাদের pure দেশি একটা খাবার, আমাদের local একটা food।
একদম, একদম।
আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলোও কিন্তু আসলে খারাপ না। বাট
উহু, না, এগুলো আসলে অনেক মজা, কি বলেন? <chuckles> এটা আসলে মানে সবাই ঐ যে যেমনটা বললাম, যে বিরিয়ানি আসলে সবাই পছন্দ করে, তেমন আমার মনে হয় এইসব খাবারও আসলে সবাই পছন্দ করে।
হ্যাঁ, ডেফিনেট মজা তো। হ্যাঁ, আপনার এই যে বিরিয়ানির কথা শুনে এখন আমার আরেকটা জিনিস মনে পড়ছে। যেটা হচ্ছে আমাদের দেশে অনেক popular বিরিয়ানির সাথে কিন্তু অনেক সময় দেখবেন যে টিক্কা দেওয়া হয়। ওই যে গোল করে। অ্যা হ্যাঁ।
হুহ। জি, জি। উহু। আহ! alright. হ্যাঁ, হ্যাঁ, টিক্কা, টিক্কা বা কাবাব।
হ্যাঁ। ঐযে তারপরে কাবাব দেওয়া হয়। রাইট।
কাবাব, হ্যাঁ।
তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে অন্যরকম একটা স্বাদ নিয়ে চলে আসে। মানে বিরিয়ানির উপরে আরও হ্যাঁ, বোরহানি দেখেন। <laughs> হ্যাঁ।
উহু। হু, হু। একদম বোরহানি। <laughs> বোরহানিও বেশ মজার। অনেকে পছন্দ করে না। আমার কয়দিন আগে ক কার সাথে যেন একটা কথা হয়েছিল এটা নিয়ে। সে বলেছিল সে বাংলাদেশের মোটামুটি সব জায়গারই বোরহানির taste করা হয়েছে কিন্তু তার কাছে ভালোই লাগে না। আমি বললাম, "কি বলে? বোরহানি আবার কার ভালো লাগে না?" I mean হ্যাঁ, সব জায়গার হয়তো ভালো লাগে না কিছু, কিছু জায়গার। বাট ভালোই লাগে না এটা কি করে সম্ভব?
Exactly। হ্যাঁ। Oh my god! <chuckles> <chuckles> হ্যাঁ।

এক্সাক্টলি ধনিয়া পাতার ভর্তা থাকে। তারপরে চিংড়ি ভর্তা থাকে।
মুড়ির ভর্তা হ্যাঁ, হ্যাঁ, অনেক ঝাল হয়। আমার তো পুরা অবস্থা খারাপ হয়ে যায় কারণ আমি এমনিতেও ঝাল পছন্দ করি না তেমন একটা মানে খেতে পারি না। তো ওই ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয় কেন যেন, যদি আমি আর সরিষা ভর্তাটা skip করে যাই শুটকি ভর্তার মতো। কারণ ওটা অনেক ঝাঁজ থাকে।
হ্যাঁ। <chuckles> আচ্ছা। <chuckles> হ্যাঁ। হু। হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক। অনেক ঝাঁঝালো থাকে সত্যি। বাট এটা কিন্তু এই যে ঠাণ্ডা লাগলে বেশ ভালো কাজে দেয়। <chuckles>
অ্যা হ্যাঁ। হু, হু, হ্যাঁ, আমি, আমার তো ঠান্ডা লাগলে, মানে আমার শীতকালে তো ঠান্ডা লেগেই থাকে। তো তখন আস গে আম্মু নিয়ে আসে। বলে যে "এটা খা, এটা খা। এটা ভাত দিয়ে খা।" i was like, oh no. "না খাবো না।" <chuckles> এতা উহু।
হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। তবে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যদি আমরা একটু differentiate করি। যেমন দেখেন, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে পথে-ঘাটের যেগুলো মানে pure লোকাল যে হোটেলগুলো আছে না? অনেক সময় দেখা যায় এখানে কিন্তু আপনি খুব কম খরচে সুন্দর ভাবে খেতে পারবেন। ভাত, মাছ, ডাল সবকিছু দিয়ে। রাইট? কিন্তু সেইমটা যদি আপনি মানে, মানে আমার কাছে মনে হয় এক্সাক্টলি।
উহু। হু। জি, জি। হু, হু। আ হ্যাঁ। আসলেই। একটু ভালো রেস্টুরেন্টে খাওয়া হ্যাঁ বা একটু fine dine এ খেতে গেলে প্রচুর দাম।
হ্যাঁ, অনেক দাম। এবং আপনার কাছে দেখা যায় যে আপনি এখানে যেটা আলু ভর্তা খাচ্ছেন ওখানে সেইম জিনিস খাচ্ছেন mash potato হিসাবে। <chuckles> কিন্তু দাম দিতে হচ্ছে আপনার বেশি। রাইট? মনে হয় যে বিদেশী কিন্তু আসলে কিন্তু দেশী। <chuckles>
হু, হু। হু, হু Mash potato <giggles> হ্যাঁ, একদম। আর এছাড়াও আপনি হ্যাঁ, হ্যাঁ। আ এছাড়াও এই যে মানে এ এখন তো হচ্ছে বাহিরে, মানে সরি আ রোড সাইডে হচ্ছে ই পাওয়া যায়। আ বিভিন্ন ধরনের বার্গার, তারপর হচ্ছে পিজ্জা। এগুলো কিন্তু বা ফুড কোর্ট যেগুলো থাকে আম নতুন, এখন তো অনেক হয়েছে। এগুলো আসলে রোড সাইডে খাবারে বলা যায় ফুড কোর্টগুলো। যেহেতু ওরা আসলে রাস্তার সাইডে ই করে। তো ওখানে কিন্তু দামও বেশ কম থাকে। কিন্তু আপনি যদি সেই সেইম জিনিসটাই অন্য কোথাও থেকে খেতে চান প্রচুর মানে একটা বার, মানে পিজ্জার দামে হচ্ছে কত নেয়? ৳১,০০০ এর বেশি তো পড়েই। সেখানে মাত্র এইখানে ৳৪০০-৳৫০০ য় পাওয়া যায় সেইম পিজ্জা। ওদের মানে toppings ও বেশি থাকে, স্বাদও অনেক ভালো থাকে।
কোনটা? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জ্বি। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। উ হ্যাঁ, এক্সাক্টলি, এক্সাক্টলি। তবে একটা জিনিস আপনি দেখবেন, মানে এ যেমন আমরা কিন্তু পিজ্জার কথা বললাম। তারপরে মনে করেন এই যে বিভিন্ন ধরনের আ বলতে পারেন যে spicy টাইপের ফুড। তো আমার কাছে মনে হয় আমাদের দেশের মানুষজন এখন অনেকটা মনে করেন দেশি যে স্বাদ বা দেশি যেসব ফুড হা যেমন পিঠা-টিঠা এগুলো বাদ দিয়ে হলেও কিন্তু পিজ্জা তারপরে মনে করেন hot wings হ্যাঁ, বার্গার এগুলোর পরে কিন্তু focused হয়ে যাচ্ছে ultimately আত্মার কাছে কি মনে হয় যে হচ্ছে আমাদের দেশের <chuckles> flavor নষ্ট হয়ে যাচ্ছে। বা হ্যাঁ আপনি নিজে কি বলছিলেন? বলেন। <chuckles>
উহুম। জ্বী। হু, হু। জি। হু, হু। হু, হু। <smacks lips> জ্বী। হু, হু। বার্গার, হ্যাঁ, হ্যাঁ। আহ <chuckles> <chuckles> একদম। আ <chuckles> আমি নিজেই। আম <chuckles> আমি বললাম আমি নিজে আসলে এই বা মানে বাঙালি খাবারের থেকে এইসব খাবারে আসলে বেশি ঝোঁক। <chuckles>
আচ্ছা, আচ্ছা। <chuckles> এর কি কোন স্পেশাল কোনো কারণ আছে যে আপনার কাছে কেন এই ধরনের ফুড বেশি ভালো লাগে?
<chuckles> উম